আ নিশ্চয়ই দেখুন রুটিনের যেই আ ভাঙ্গার বিষয়টা আছে বা চেঞ্জ হওয়ার বিষয়টা আছে, তখন কি কিন্তু দেখা যায় যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটু সময় বেশি দিতে হচ্ছে। বা একটা জায়গায় আসলে আমরা কম সময় দিচ্ছি, তখনই কিন্তু আসলে রুটিন ভাঙার বিষয়টা দেখা যায়। তো এরকমটা কিন্তু আমার জীবনে হয়েছে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করি, গত ৩ মাসে কিন্তু আমার জীবনটা অনেকখানি বদলে গিয়েছে। কিন্তু ৩ মাস আগে যেরকম ছিল সেরকম <scoffs> কিন্তু আর নেই। তো কার তার কারণ হচ্ছে দেখুন ৩ মু গত ৩ মাস যাবৎ কিন্তু আমি আমার পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত, একটা চাকরির পরীক্ষা আছে সামনে। এইজন্য কিন্তু আমি অনেক বেশি পড়াশোনা করছি। এজন্য কিন্তু আমার পরিবারের কাছ থেকে আমার একটু আ একটু বিচ্ছিন্ন সময় কাটছে। তো এইজন্য কিন্তু দেখা যাচ্ছে যে রুটিনটা একটু আ ভা ভেঙে গেছে বা যে ফ্লো টা ছিল সেই ফ্লো টা একটু নষ্ট হয়ে গেছে।
হুম। আচ্ছা। বেশ! হুম। আচ্ছা। তো এইযে আপনি বলছিলেন যে, আসলে আপনার একটা দৈনন্দিন রুটিন, যেটার সঙ্গে আপনি এতদিন অভ্যস্ত ছিলেন এবং গত ৩ মাসে সেটার একটু পরিবর্তন হয়েছে। যেমনটি আসলে আপনাকে চাকরির প্রস্তুতি নিতে হচ্ছে এটার কথা বললেন। তো এইযে যখন আপনি ১ম রুটিনটাতে একটা পরিবর্তন লক্ষ্য করলেন বা আসলে রুটিনটা যে একটু পরিবর্তন হয়ে গেছে, এটা লক্ষ্য করলেন। তখন আপনার অনুভূতিটা কেমন ছিল?
জি, জি। হ্যাঁ! সু আ দেখুন আমি খুবই স্বাভাবিকভাবে নিয়েছি। কারণ আ আমি চেষ্টা করি যে বাস্তবতাকে মেনে নেওয়ার। এখন চাইলেই কিন্তু আমার যে এখন পরীক্ষা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আ চাইলেই কিন্তু আমি আমার পরিবারকে সেভাবে সময় দিতে পারছি না বা আমার বন্ধুদের সাথে চাইলেই কিন্তু আমি বাহিরে যেয়ে একটা টঙে বসে চা খেতে পারছি না। আ কারণ এখন কিন্তু আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট এবং সেই টার্নিং পয়েন্ট এ আমার যেখানে একটু বেশি এফোর্টস বা সময় দেওয়া উচিত সেখানে আ সময় দেওয়াটা খুবই আমার কাছে স্বাভাবিক মনে হয়। এবং এই যে রুটিনে যে ভাঙা হয়েছে বা রুটিনের যে একটা সিকোয়েন্স ব্রেক হয়েছে, এটার জন্য কিন্তু আমি মোটেও হতাশা জ হতাশায় পড়িনি বা আমার জন্য কিন্তু সেটা কষ্টকর হয়নি।
আচ্ছা। হুম। আচ্ছা, আপনি ব্যাপারটা বরং আসলে পজিটিভলি নিয়েছেন। আপনার কথাতেও সেটা বেশ চমৎকার বোঝা যাচ্ছে। যেমনটি বলছিলেন যে আসলে সামাজিকতার যে ব্যাপারটা ছিল বা পারিবারিক যে প্রত্যাশা এবং দায়িত্ববোধ আপনার ছিল, সেই ব্যাপারটার সাথে আপনি একটু কম্প্রোমাইজ করেছেন এবং দেখা যাচ্ছে যেমনটি বলছিলেন যে আসলে একটা বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আ একটু পরিবর্তন করে নিয়েছেন। তবে আ সেইক্ষেত্রে আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যরা, তাদের কি কোন সমর্থন রয়েছে বা তারা এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখছে?
নিশ্চয়, নিশ্চয়ই। হ্যাঁ। নিশ্চয়, নিশ্চয়ই। নিশ্চয়ই। হ্যাঁ?